বিগত প্রায় ৬ মাস ধরে আমি আমার মধ্যে একটি প্রবণতা লক্ষ্য করতে পারতেছি। কিন্তু এই প্রবণতা থেকে বেরিয়ে আসার জন্য
জি।
একটু আলোচনা বা সমালোচনার মত বিষয়গুলোকে অনেকটা গ্রহণযোগ্য বলে আমি মনে করতেছি। আবার এ বিষয় নিয়ে সিদ্ধান্ত আমি সঠিক মত নিতে পারতেছি না কারণ, আমি যা ভাবতেছি, তা হয়তো যথাযথ নয়। কারণ, আমার ভুলগুলো তো আমার কাছে ধরা পড়বে না। সেজন্য আমি চাচ্ছিলাম যে, এই বিষয়টা নিয়ে আপনার সাথে একটু পরামর্শ করি। সেক্ষেত্রে আপনি হয়তো কিছু পরামর্শ দিলেন। অ্যা আমিও কিছু পন্থা মনে, মনে অ্যা গেঁথে রেখেছি। অ্যা হয়তো উ উভয়ে যে সিদ্ধান্তগুলো নিব বা পরামর্শগুলো করবো সেখান থেকে কোন একটি দিক নির্দেশনামূলক আলোচনাকে সঠিক সিদ্ধান্ত যদি এ মনে করে আম আমি একটা আও মানে আমার কর্মজীবনে বা আমার ব্যক্তি জীবনে একটা সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে হয়তো একটা ভালো ও বা একটা দিক নির্দেশনামূলক আ সাজেশন তৈরি করতে পারবো বলে আমার মনে হচ্ছে। তো আপনি কি আমাকে এ এই বিষয়ে একটু সহযোগিতা করবেন?
হু, হু। আচ্ছা। আচ্ছা। হুম, হুম। অবশ্যই। হু, হু। জি। আহ! সবাত সবথেকে আগে, সবার ১ম এ আমি আপনাকে ধন্যবাদ দেব, যে আপনি এমন একটা বিষয় নিয়ে আপনি আমার সাথে কথা বলতে এসেছেন এবং কিছু পরামর্শ চাচ্ছেন। অবশ্যই আমি আমার সাধ্যমত চেষ্টা করব আপনাকে কিছু যুগোপযোগী পরামর্শ দেওয়ার জন্য। আ তবে তার আগে, যদি আপনি একটু বলতেন, যে আসলে আপনি ঠিক কী ধরণের একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন? ওই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন, আ তাহলে আমার জন্য বোঝাটাও অনেকটা সহজ হবে এবং সেক্ষেত্রে আপনাকে কিছু পরামর্শ দেওয়াটাও অনেকটা সহজ হবে, আমি মনে কর জি।
আসলে ঘটনাটা হলো যে এরকম, যোগ্যতা ও সমঝোতা যাচাই। আ মানে আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে, একে অপরের মূল্যবোধ ও লক্ষ্য অনুধাবন করব কিভাবে? এই বিষয় নিয়ে আরকি একটু কথা বলতে চাচ্ছি। মানে আমি তো আমার বিষয়গুলো সহজেই বল বুঝতে পারতেছি, কিন্তু অন্যের বিষয়গুলো কিভাবে বুঝতে চেষ্টা করব? অন্যের যে একটা মূল্যবোধ, সেটিকে কিভাবে, লক্ষ্যগুলোকে কিভাবে অ্যা আমি অনুধাবন করতে পারি বা বুঝতে পারি? সে বিষয় নিয়েও মূলত আমি একটু আলোচনা করতে চাচ্ছি।
জি। হু, হু। আচ্ছা। বুঝতে পেরেছি, উম-হুম। আচ্ছা, বুঝতে পেরেছি। দেখুন, এই যে যোগাযোগ বা যে সমঝোতা যাচাইয়ের যে ব্যাপারটা, আসলে এই প্রক্রিয়াটা মূলত দেখা যাচ্ছে যে অন্যের বক্তব্যগুলোকে সঠিকভাবে বোঝা এবং নিজের মতামতের সাথে স্পষ্টভাবে প্রকাশের উপরেই কিন্তু নির্ভর করে। তবে হ্যাঁ, এটা অতটাও কোন জটিল ব্যাপার নয়, যে আসলে বোঝা যাবে না। কিছু আ দিক ফলো করলে অবশ্যই আপনি এদি এটার থেকে আসলে আ মানে ভিস উম ইয়ে অ্যানসার পাবেন। তবে এক্ষেত্রে আমি আসলে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম আপনাকে যে, আপনি আসলে যে আপনি কি একে-অপরের সঙ্গে খোলামেলা কথা বলেন, নাকি ব্যাপারটা কেমন? যদি এইটা একটু বলতেন আরকি আমার কাছে ক্লিয়ার করে।
আচ্ছা! আচ্ছা। জি, আসলে আমরা আ একে অপরের সঙ্গে অনেক সময় খোলামেলা কথা বলতে চাই। অ্যা আমার ক্ষেত্রে এর ব্যতিক্রম নয়, আমিও বলতে চাই। কিন্তু কথা বলার মধ্যেও তো একটা বাধ্যবাধকতা আছে না? ইচ্ছে করলেই সব কথা সবাইকে বলা যায় না। এমনকি যে অন অতি ঘনিষ্ঠ একটি বন্ধু তার সঙ্গেও অনেক সময় দেখা যাচ্ছে যে একটু বাধ্যবাধকতা থাকে। সেখানেও কথা বলার জন্য একটা সীমা থাকে। অ্যা সেখানেও হয়তো সব কথা বলা যায় না। আমি পারতপক্ষে চেষ্টা করি সব কথা খুলে বলার জন্য বা আ উভয়ের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলাপচারিতার মাধ্যমে কোনো একটা সিদ্ধান্ত নেয়ার মতো কোনো বিষয় থেকে থাকলে সেটি সম্পর্কে কথা বলতে। কিন্তু সব কথা তো আর বলা সম্ভব হয়ে ওঠে না।
জি। হু, হু। জি। জি। হু, হু। বুঝতে পেরেছি। আ দেখুন এক্ষেত্রে আসলে আপনি যেটা করতে পারেন যে, যার সাথে আপনি কথা বলছেন বা আপনি বলবেন, আ তাকে স্বয়ংক্রিয়ভাবে কিছু শোনার অভ্যাস করতে হবে। শুধুমাত্র যে উত্তর দেওয়ার জন্য না শুনে, বোঝার জন্যও আপনি একটু শুনতে পারেন। কারণ অনেক সময় হয় কি, যে বলে তার কথা শেষ না হওয়া পর্যন্ত বাধা দিলে কিন্তু সেই কথাটার fulfill কোনো meaning আসলে পাওয়া যায় না। তো এক্ষেত্রে আপনি আসলে অনেকগুলো বিষয় লক্ষ্য করতে পারেন। দেখেন, অমৌখিক কিছু সংকেত আছে আমাদের মানুষের। দেখেন যোগাযোগের বড় একটা অংশ কিন্তু জুড়ে এই শারীরিক ভাষা বা body language যেটা আমরা দে আপ আমরা বলে থাকি। সমঝোতার সময় বা কথা বলার সময়, আপনি অবশ্যই আপনার সঙ্গী হোক বা বন্ধু হোক বা যার সাথেই আপনার এই conversation টা হচ্ছে, তার চোখের চাহনি, গলার স্বর এবং শারীরিক যে ভঙ্গিগুলো এগুলোর দিকে আপনি একটু খেয়াল করতে পারেন। যা অনেক সময় দেখা যাচ্ছে শব্দের চেয়েও কিন্তু বেশি অর্থবহ মানে হয়ে থাকে। মানে যেটা আসলে মুখে না বলে যেটা প্রকাশ করতে চাচ্ছে না। কিন্তু অঙ্গভঙ্গিগুলো দিয়ে না, এই জিনিসগুলোকে অনেক সময় অনেকের দেখে বুঝা যেতে পারে যে আসলে তার মধ্যে কি চলছে? বা সে আমাকে আসলে কী জিনিসটা বুঝাতে চাচ্ছে? এবং কোনো বিষয় যদি অস্পষ্ট মনে হয় আপনার ক্ষেত্রে তো দ্বিধা না করে আপনি তাকে সেটা সরাসরি প্রশ্নও করে দিতে পারেন। কারণ দেখা যাচ্ছে যে যখন খোলাখুলি আপনি প্রশ্ন করবেন আ তখন দেখবেন যে আ সেটা সম্পর্কে বিস্তারিত কোনো উত্তর দি দিবে সে এবং সেটা দেওয়ার একটা সুযোগ তৈরি করে দিবেন। তো এভাবে করেও আসলে চেষ্টা করতে পারেন আপনি। এটা করলে দেখা যাচ্ছে যে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির যে একটা প্রভাব থাকে বা প্রবণতা থাকে সেটাও কিছুটা কমানোর সাহায্য হতে পারে। তো আপনার কাছে ব্যাপারটা কেমন মনে হচ্ছে? যদি এভাবে করা যায় তাহলে কি কিছুটা কাজ হতে পারে?
আচ্ছা। হ্যাঁ। জি। উম জি আপনি যথার্থই বলেছেন। এই বিষয়টা আমার ক্ষেত্রে বা, আমি কখনো এই বিষয়টা এভাবে চেষ্টা করে দেখিনি। আ অনেক সময় অনেক কথা থাকে, যেগুলো হয়তো একে অপরকে বলা সম্ভব হয়ে ওঠে না। কারণ, অনেক কথা বলতে গেলে অনেকটা দ্বিধা সৃষ্টি হয়। এ আবার কিছু কথা হয়তো দেখা যাচ্ছে যে, আমি নিজের অজান্তেই তাকে বলে ফেললাম, সে হয়তো সেই এই প্রশ্নটা শুনতে এ অনিচ্ছাকৃতভাবে কোনো একটি মত প্রকাশ করলো অথবা, সে প্রস্তুত ছিল না বা, সেই প্রশ্নের যে উত্তর দিচ্ছে, সেটিও হয়তো আমি যথাযথভাবে গ্রহণ করতে পারবো না। এরজন্য আপনি যেমনটা বলছিলেন যে, একজন মানুষ কী বলতে চাচ্ছে, সেটি তার মুখচ্ছবি দেখে বোঝার চেষ্টা করা। এটি আমাকে এ খুবই ভালো লেগেছে এবং এটি করা যেতে পারে। একজন মানুষ কী বলতে চাচ্ছে? তার মুখের দিকে তাকালে কিন্তু অনেক কিছু বুঝে উঠা সম্ভব। অ্যা এভাবেও কিন্তু একজন মানুষের অ্যা মূল্যবোধ এবং লক্ষ্যগুলোকে অনেকটা অনুধাবন করা যেতে পারে। অ্যা একটি উদাহরণস্বরূপ আমি আপনাকে বলতে চাচ্ছি যে, অ্যা আমি কাউকে কোন কিছু একটা খাওয়ার জন্য অফ করলাম যে, "এ আপনি কী এখন আমার বাসায় খাবেন?" তো ধরে নেয়া যেতে পারে সে যদি সেক্ষেত্রে কোন উত্তর না দেয়, তার মানে তার খাবার প্রতি একটু আগ্রহ আছে। আবার এমন কিছু কাজ আছে, দেখা যাচ্ছে যে আমি তাকে বলতেছি যে, "অ্যা তুমি কী আমার সাথে দূরে কোথাও যেতে চাচ্ছ?" সে যদি সেখানে আগ্রহ প্রকাশ না করে বা, চুপ থাকে, তাহলে বুঝে নিতে হবে যে সে আমার সাথে যেতে চাচ্ছে না। তো এরকম কিছু দৃশ্য বা এরকম কিছু পরিস্থিতিতে মানুষের মুখচ্ছবি দেখেও অনেক কিছু বুঝে নিতে হবে। এই প্রবণতা বা এইস অ্যা মানে উম বিষয়টি আমার আ বোধগম্যের মধ্যে ছিল না। আ যেটি আপনি বললেন, সেই থেকে আমি এটি সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে, এই পদ্ধতিটিও কাজে লাগা যেতে পারে। তবে আমি এই বিষয়ে আপনার কাছ থেকে আরো কিছু পরামর্শ চাচ্ছি।
উম জি। জি। হুম, হুম। জি। হুম, হুম। জি। হ্যাঁ। জি। অবশ্যই। হুম, হুম। জি। হ্যাঁ। হুম, হুম। অবশ্যই। জি। আচ্ছা। জি। হ্যাঁ দেখুন এক্ষেত্রে কিন্তু সহানুভূতি এবং ধৈর্যের যে ব্যাপারটা আছে এটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। আর দেখা যাচ্ছে অনেক সময় আমরা অন্যের যে দৃষ্টিভঙ্গি থেকে পরিস্থিতি দেখার চেষ্টা করি এবং দেখা যাচ্ছে যে আপনি যদি দ্বিমত পোষণ করেন, তবুও তার দেখা যাচ্ছে আবেগ বা যুক্তিকে সম্মান জানানোটা একটা দরকার এবং উম এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সহানুভূতিশীল মনোভাবে আমাদেরে মধ্যে যে আস্থার পরিবেশটা তৈরি করে সেটা হচ্ছে যে দ্রুত কিন্তু সম মানে নিজেদের মধ্যে যে একটা সমঝোতার ব্যাপার থাকে, সেটাতে পৌছানোর জন্য অনেকটা কার্যকরী হয়ে থাকে। আপনি চাইলে এভাবেও একটু চেষ্টা করে দেখতে পারেন এবং কিছু সং সংক্ষিপ্ত কিছু বক্তব্য হতে পারে অথবা স স্পষ্ট কিছু কথাবার্তা সেক্ষেত্রে হতে পারে। নি <clears throat> <swallows> নিজের নিজের কথা বলার সময়, আপনি উ জটিল শব্দগুলোকে এড়িয়ে যেতে পারেন। কারণ এই জটিল শব্দ এড়িয়ে গেলে সহজ ভাষায় যদি সংক্ষেপে কিছু বলার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনার চাওয়া বা আপনার যেরকমের প্রত্যাশা ও আপনার পার্টনার হোক বা বন্ধু হোক যে আপনার সঙ্গী আছে তার সাথে, সেটা কিন্তু স্পষ্টভাবে আপনি বুঝিয়ে দিতে পারবেন এবং সেভাবে আপনি চেষ্টাও করে দেখতে পারেন। তো আমি আশা করছি আপনি যদি ঠিক এইভাবে করেও যদি আপনি কিছুটা করার চেষ্টা করেন আ তাহলে হয়তোবা আপনার মধ্যে যে এই মুহূর্তে সমস্যাগুলো আপনি অনুধাবন করছেন, সেটা থেকে কিছুটা হলেও নিজেকে আসলে অ্যা বের করে নিয়ে আসতে পারবেন। তো আপনার কাছে কি মনে হচ্ছে ব্যাপারটা?
আচ্ছা। উম জি। হুম। জি, আপনি যথার্থই বলেছেন। আসলে অনেক কঠিন কথা থাকে যেটি খুব সহজ করে মানুষকে বলা যায়। আবার অনেক সহজ কথা, মানুষকে বলার সময় যদি একটু কঠিন করে বলা হয় তাহলে এই সহজ কথাটি অনেকটা পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং উভয়ের মধ্যে অ্যা শুধু বন্ধুত্ব নয় সামাজিক ক্ষেত্রে অনেকটা ফাটল দেখা দিতে পারে এবং মতবিরোধের সূচনা সৃষ্টি করতে পারে। যার ফলে আমাদের দৈনন্দিন জীবনের যে চলার গতিগুলো আছে, সেগুলো অনেক সময় স্থবির হয়ে যায় এবং সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে, একজন আরেকজনকে দেখলে একটা আ শত্রুতাপূর্ণ একটা মনোভাব নিয়ে অ্যা দূরে, দূরে অবস্থান করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত হয়তো বন্ধুত্বটাকে আর টিকিয়ে রাখা সম্ভব হয় না। আ এমনটি অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে ব্যক্তি সমস্যা অনেক সময় সামাজিক সমস্যা এবং পারিবারিক সমস্যা থেকে জাতীয় সমস্যায় রূপান্তরিত হয়েছে। তো আপনার এই আলোচনাগুলো সত্যিই গ্রহণযোগ্য এবং আমার মনে হচ্ছে যে এভাবে বিষয়গুলোকে নিয়ে যদি অ্যা একটু আ সামনের দিকে এগোনো যায় এবং লক্ষ্যটাকে স্থির করা যায় তাহলে সমঝোতা এবং যোগাযোগের যে বিষয় সেটি সহজেই সম্পূর্ণ হবে বলে আমার মনে হচ্ছে।
জি। হু, হু। জি। উম জি। উহু। জি। হু, জী। জি, হ্যাঁ, আপনি অ্যা <clears throat> এটা করতে পারেন। আবার অনেক সময় দেখুন অনেক সময় আমরা অ্যা সমঝোতা করতে গিয়ে অনেক সময় আমাদের নিজেদের আবেগটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। বা দেখা যাচ্ছে আবেগের বশবর্তী হয়ে অনেক ধরনের কাজও আমরা করে ফেলি। তবে এক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে, তর্ক বা উত্তপ্ত যে আলোচনার এর মানে আলোচনার যদি পরিবেশ সৃষ্টি হয়ে যায়, তো সে সময়গুলোতে অবশ্যই নিজেকে একটু শান্ত রাখার চেষ্টা করতে পারেন। কারণ এই সময় দেখাচ্ছে আপনিও যদি সেই পরিবার মানে সেই অনুযায়ী যদি উত্তপ্ত হয়ে যান বা একটু তর্ক করেন তাহলে সমস্যা কিন্তু অনেক আংশে আরো বেড়ে যাবে। তো আবেগ দিয়ে না বিষয়টাকে ভেবে, বিষ বিষয়টাকে একটু যদি তথ্য বা কিছু যুক্তির উপর ভিত্তি করে যদি কথা বলতে পারেন বা সমঝোতা করার চেষ্টা করতে পারেন, তাহলে দেখবেন যে হয়তোবা আপনার সঙ্গীর ক্ষেত্রেও সেই জিনিসটা বোঝাটা অনেকটাই সহজ হতে পারে। তো অনেক সময় আসলে আমরা দেখা যাচ্ছে যে, আমরা ধরেন আপনি যেটা বললেন যে, আপনি কাউকে খাবার কথা বললেন সে খেতে এখন উ অ অস্বীকৃতও জানাতে পারে বা কিছু বলল না। কিন্তু সেক্ষেত্রে আপনি তাকে একটু জোর করতে পারেন। বা জোর করলেন করার ক্ষেত্রে দেখা যায় আপনার জোর করাটা তার কাছে অতটা যৌক্তিক মনে হচ্ছে না। তো এইভাবে না করে, কিছু দেখা যাচ্ছে যৌক্তিক এবং নির্ভরশীল কিছু যুক্তি দিয়ে যদি আপনি তার থেকে বোঝাতে পারেন, সেটা যেকোনো বিষয়ে হতে পারে। তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে হয়তোবা সমঝোতার করার যে চেষ্টাটা, সেটা হয়তোবা কখনো বৃথা যাবে না। আপনি ঠিকঠাকভাবে করে উঠতে পারবেন। তো আপনার কাছে কী মনে হচ্ছে?
হ্যাঁ? উম জি। আপনি যথার্থই বলেছেন আপনার আ বিষয়ে যেগুলো আলোচনা করলেন, এগুলো আমাকে অনেকটা গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। সমকালীন সময়ে অনেক বিষয় অনেক সময় লক্ষ্য করা যায়। যেটির মধ্যে অ্যা আপনার একটি তথ্য আমাকে ভালো লেগেছে। যে কোন কারণে হয়তো যোগাযোগের সময় বা আ সমঝোতা যাচাইয়ের সময় হু যদি দেখা যাচ্ছে যে, কোন কারণে একজন অ্যা অন্যজনের প্রতি হয়তো একটু বিরূপ মনোভাব পোষণ করতেছে ব সেই মুহূর্তে সেখানে পরিস্থিতিটি একটু ঘোলাটে হয়ে যাচ্ছে বা <coughs> কোন কারণে হয়তো রাগান্বিত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে হয়তো অ দ্রুত সে স্থান ত্যাগ করে বা, অন্য একটি বিষয় নিয়ে আলাপচারিতার মাধ্যমে সে জায়গাটায় যাতে সে ধরণের কোন আপত্তিকর অ কোন ও সমস্যার সৃষ্টি না হয়, সে বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে। আমি আশা রাখতেছি যে, আপনার এই দিক নির্দেশনামূলক আলোচনাগুলোর পক্ষ থেকে যদি ছোট, ছোট আকারে প্রক্রিয়াগুলোকে ধাপে, ধাপে নিয়ে গিয়ে নিয়ে যাওয়া যায় এবং বিশেষ প্রয়োজনে একটি সংক্ষিপ্ত রুটিন তৈরি করেও, ধাপগুলো সম্পন্ন করা যায়। তাহলে এই বিষয়টি থেকে খুব সহজে বেরিয়ে আসা সম্ভব হবে। আমি অ্যা বুঝতে পারতেছি যে আপনার এই পদ্ধতিগুলো আমার অ্যা পর্যাপ্ত কাজে আসবে। ধন্যবাদ জানাচ্ছি এই সুপরামর্শ দেওয়ার জন্য। ভালো থাকবেন।
জি। হু, হুম। জি। হু, হু। জি। হু, হু। অবশ্যই। হু, হু। জি। জি কোন ব্যাপার না। দেখুন এই যে যোগাযোগ বা সমঝোতা যাচাই যে ব্যাপারটাই হোক না কেন, অনেক সময় আমরা অনেকভাবেই এই জিনিসগুলোকে মেইনটেইন করতে পারি আবার নিজের যে আবেগের কথাটা বললাম আ অনেক সময় আমাদের কাছে মনে হয় যে, "না আমি তো নিজে থেকেই ঠিকঠাক আছি। হয়তোবা সেই আমার আবেগটাকে বুঝতে পারছে না। বা সে আমাকেই প্রাধান্য কম দিচ্ছে।" তো ব্যাপারগুলোকে আমরা যদি এইভাবে করে ভাবি, তাহলে দেখা যাচ্ছে একটা সহজ জিনিসও কিন্তু অনেক সময় অনেকটা জটিল রূপ ধারণ করবে। তো সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিষয়গুলোতে আও আ আ নিজেকে শান্ত রেখে যতটা চেষ্টা করা যেতে পারে যে শান্তভাবে বিষয়গুলোকে অ্যা সমাধান করার। তো আশা করছি আমার আপ দেওয়া এই পরামর্শগুলোর মধ্যে থেকে হয়তোবা কিছুটা আপনার কাজে লাগতে পারে এবং আপনার সমস্যাটা সমাধান করতেও কিছুটা হয়তো বা সহায়কও হতে পারে। তো আপনার জন্য শুভেচ্ছা এবং আপনার জন্য অনেক অ্যা শুভকামনা জানাচ্ছি যাতে আপনি এই সমস্যাটাকে খুব দ্রুত কাটিয়ে উঠতে পারেন। জি, ভালো থাকবেন। ধন্যবাদ।
উম জি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। সুপরামর্শ দিয়ে, আমাকে সময় দিয়ে অ্যা যে আমার উপকার করলেন, তার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ আপনাকে।